অনেক সময় ভাইয়া। আমার নিজের ক্ষেত্রে আমি অনেক লাইফে অনেক ডিসিশন হচ্ছে আগিয়েছি পিছিয়েছি। পরিবারের কথা ভেবে। এখন যেরকম একটু হচ্ছে এই জিনিসটা থেকে বে ফিরে আসছি। কারণ হচ্ছে এখন আমার কাছে মনে হয় যদি আমি আমার জায়গা থেকে ঠিক রাখতে পারি তাহলে আমি আমার পরিবারকে আরো ভালো রাখতে পারবো। হ্যা? তো যেরকম আমি আসলে বাইরের দেশে পড়তে যেতে চেয়েছিলাম কয়েকবারই। ঠিক আছে? আমার পরিবার তখন আমাকে একটু বারণ করেছে বা বাধা দিয়েছে। তখন আমি ১-২ বছর আসলে বসেও গিয়েছিলাম যে পড়ব না আসলে। ভাবছিলাম যে বাইরের দেশে না পড়তে হইলে ওই পড়ালেখা করা এখন কি দরকার? তো পরবর্তী সময়ে আমি ভেবেছিলাম না আসলে এত বেশি মাথা ঘামানো কোন <swallows> যুক্তিহীন। আমি আসলে পড়ালেখাটা কন্টিনিউ করি। আমি তারপরে হচ্ছে আ পরেরটা পরে দেখা যাবে। তো আমার পরিবার অনেক ক্ষেত্রে হচ্ছে পড়ালেখা করার পরেও আমাকে অনেক ক্ষেত্রে মারা মানা করেছে যে, "কাজ-টাজের ভেতরে জড়িও না। ইয়া কর কাজ করার দরকার নেই। <sneezes> বাসা থেকে অনেক ফ্রিল্যান্স কাজ করা যায় ওগুলো করো।" কিন্তু আমার কথা ছিল হচ্ছে না আমি একটু হাতে করে কাজ-টাজ কিছু করে আমি শিখতে চাই। তো আমি মাঝখানে থেকে জব অপরচুনিটি পেয়েছি। সেটাতে এপ্লাই-ট্যাপ্লাই করেছি। পরিবারে মানা করে। আমার কাছে মনে হচ্ছে কিছু, কিছু ক্ষেত্রে যেরকম পরিবারের কথা শোনাটা খুবই জু জরুরি। যে আমি বাইরের দেশে যাই নাই। আ কিন্তু কিছু, কিছু ক্ষেত্রে আসলে যেরকম পরিবারের কথাটা একটু এড়িয়ে চলাটা আরো ভালো। আমি টবে ঢুকে গিয়েছি সেটা আসলে পরবর্তী সময়ে আমার পরিবারকে অনেক ধরনের ভাবে সাহায্য করেছে। আ আমার রেসাল্ট টা এমন যদি হত আমার রেসাল্ট টা খারাপ হচ্ছে আসলে এমনও না। আসলে আমার রেসাল্ট টা যে জায়গায় ছিল ঐরকমই আছে এখনো। তো আপনার
আচ্ছা, আচ্ছা, আচ্ছা। হুম, হুম। হু, হু। হ্যাঁ। ও আচ্ছা, আচ্ছা। হু, হু। আচ্ছা, আচ্ছা। ও আচ্ছা। হু, হু। হু, হু। আচ্ছা, আচ্ছা। হুম, হুম। আচ্ছা, আচ্ছা। জ্বী, জ্বী। হু, হু। হুম, হুম। আচ্ছা, আচ্ছা। হুম, হুম। ও আচ্ছা, আচ্ছা। হুম, হুম। আচ্ছা, আচ্ছা। হু, হু, হু। জ্বি, জ্বি, ভাই আসলে। হুম, হুম। আচ্ছা, আচ্ছা। হ্যাঁ, হ্যাঁ, জ্বি। ও আচ্ছা, আচ্ছা। হু, হু, হু। জ্বী, জ্বী। ভাইয়া জি, হ্যাঁ। ও আচ্ছা। হ্যাঁ, তবে
হ্যাঁ, বলেন।
হ্যাঁ, বুঝতে পারছি। আপনি যেটা জিজ্ঞেস করতেছিলেন করেন।